আচ্ছা আপনি যখন নিজেকে সময় দেয়ার কথা চিন্তা-ভাবনা করেন বা একটা self care এর বিষয় আছে না? তো সেই ক্ষেত্রে আসলে কোন ধরনের রীতিনীতি আসলে আপনি মানে মেনে চলার চেষ্টা করেন?
তো নিজেকে সময় দেওয়ার যে বিষয়টা সেটা আসলে আ সহজে হয়ে ওঠে না। যে দেখা যায় যে কাজের মধ্যে বা উম পরিবার সামলানোর মধ্যে সবকিছু মিলিয়ে নিজেকে যে একটা সময় দিব বা নিজের জন্য যে কিছু করবো নিজের যে যত্ন নেব সেটা আসলে হয়ে ওঠে না। তো আমি আসলে দেখা গিয়েছে যে একদিন এরকম মন খারাপ থেকেই সকালবেলা উঠে
হু, হু। হ্যাঁ। আচ্ছা। হুম।
চিন্তা করলাম যে আসলে সবার জন্যই করে যাচ্ছি নিজের জন্য তো কিছু করা উচিত। আর পরিবার কাজ দায়িত্ব সবই তো ঠিকঠাক চলছে। কিন্তু কোথায় যেন আমি আমাকে হারিয়ে ফেলেছি এরকম যখন মানে মনে করলাম সকালবেলা উঠে মনটা খুব খারাপ ছিল। তখন আ চিন্তা করলাম যে নিজেকে এখন থেকে অল্প, অল্প করে সময় দিবো নিজের জন্য কিছু করবো।
হুম, হুম। হ্যাঁ, হ্যাঁ। হুম। বেশ ভালো একটা কথা বলেছেন আসলেই। যে পরিবারের কাজের একটা প্রেশার থাকে। বা দেখা যায় বাহিরেও তো আপনি হয়তো পড়াশোনা করছেন বা একটা জব করছেন। অবশ্যই একটা মানসিক চাপ কিন্তু কাজ করে। তো এক্ষেত্রে নিজেকে সময় দেয়ার একটা বিষয় যেটা, সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তবে যখন নিজেকে সময় দিতে চান বা self care যে, যখন বিষয়টা আপনি উপলব্ধি করতে পারেন আরকি। তো সেক্ষেত্রে ব্যস্ত জীবন যেহেতু আপনি বলেছেন অবশ্যই আছে আপনার। তো নিজেকে তখন কীভাবে সময় দেন?
হুম, হুম। জি, এক একদম, একদম। জী, জী। জি। হ্যাঁ। আচ্ছা। আ ১ম দিকে অবশ্যই আ ব্যাপারটা এতটা সহজ ছিল না। যে ব্যস্ততার মধ্যে সময় বের করা কিন্তু আ যখন চিন্তা করলাম যে না আমাকে সময় বের করতে হবে বা আমাকে থাকতে হবে। তখন দেখা গিয়েছে যে, কাজের ফাঁকে শুরু করলাম এইভাবেই যে, কাজের ফাঁকে একটু বিরতি নিয়ে আমি আমার জন্য কিছু করব। সেই বিরতিটা এমন হবে না যে আমি অন্য কাউকে দিয়ে দিচ্ছি বা এরকম কিছু। তো এভাবে চিন্তা করলাম যে নিজের জন্য আলাদা মানে একটা পরিকল্পনা দরকার আসলে আলাদা সময় বের করার জন্য। তো আমি কিছু, কিছু পরিবর্তন নিয়ে আসি। যেমন ১ম পরিবর্তন যেটা আমি ১ম এ বলব। যে সকালবেলা উঠেই যেমন আ নিজের জন্য একটু সময় রাখা। ১০ মিনিট হলেও নিজের জন্য একটু সময় রাখা।
হুম, হুম। আচ্ছা। হুম, হুম। আচ্ছা। হ্যাঁ। হুম। জি, জি। না এটা তো অবশ্যই নিজের জন্য তো সময় রাখতেই হবে, যেটা আসলে আপনি করছেন যে, যখন আসলে বুঝতে পেরেছেন যে, "না এরকম সমস্যাটা হচ্ছে, নিজেকেও তো আসলে সময় দেওয়া দরকার!" এটা আসলে কজনই বা বুঝে! সবাই তো আসলে বুঝে না। তা হা আপনি যে বুঝতে পেরেছেন, নিজেকে নিয়ে যে একটু ভাবনা চিন্তা করেন, এটা কিন্তু বেশ দারুণ! হ্যাঁ, শুনে বেশি ভালো লেগেছে। তবে সেলফ কেয়ার এর যখন বিষয়টা আসে, সেক্ষেত্রে কোন রুটিন কি আপনার মেইনটেইন করা হয়েছে কখনো? বা যদি সেটা করেন ও, মানে রুটিন এ আসলে কি, কি রেখেছেন? যাতে করে নিজের যে একটা বিনোদনের জায়গা সেটাও ঠিকঠাক থাকে। পাশাপাশি পরিবার হোক বা কাজের জায়গা গুলা হোক, সেগুলা আসলে ঠিকমত সামলাতে পারেন।
হুম, হুম। জি। জি, জি। হু, হু। তো আম দেখা যায় যে আমরা খুব একটা সময় এমন হয় না? যে বা অফিস থাকে বা ক্লাস থাকে সবকিছু মিলায় দিনের যে সময়গুলো, সেগুলোতে কখনোই ওরকম সময় বের করা যায় না। কারণ, আ একবার যাওয়া যায় বা ক্লাসে যাওয়া যায় সেক্ষেত্রে হয় না। তো অফিসে যাওয়ার আগের যে মুহূর্তটা বাসার যে মুহূর্তটা, উম নাস্তা বানাচ্ছি বা এরকম করছি তার আগেও সকাল ভোরবেলা উঠে যে সময়টা, সেখানে একটু সময় রাখি আমার আমার জন্য। দেখা যায় যে একটা চাপ নিয়ে আমার আ জানালার পাশে, সেই গাছগুলোর পাশে দাঁড়িয়ে কিছুক্ষণ সময় দেওয়া আমাকে। তো আ দেখা যায় আমি ওই সময়টাকে একটু রিল্যাক্স ফিল করি বা মনটাকে শান্ত করার চেষ্টা করি। নিজের যেই কর্মগুলো করেছি, যে ভালো জিনিসগুলো করেছি, মানুষের জন্য ভালো কিছু করেছি বা যেটাই হোক না কেন, এগুলো দিয়েই নিজেকে একটু আ থাকে না যে রিকল করছি, ভালো করার চেষ্টা করছি। তো এই যে, এই জিনিসটা আসলে একটু সকালবেলা ফলো করা হয়।
হু, হু। জি, জি। হ্যাঁ, হ্যাঁ। উ হুম। আচ্ছা! উ হুম। হু, হু। হুম, হুম। না, এটা তো অবশ্যই নিজের একটা টেক কেয়ারের বিষয় আছে না? অবশ্যই কিন্তু করতে হবে। যে আপনি বললেন, নিজেকে হয়তো যখন দেখছেন ভোরবেলায় সময় পাচ্ছেন, তারপর জানালার পাশে দাঁড়িয়ে হয়তোবা একটু প্রকৃতি অনুভব করছেন। তো এটা কিন্তু বেশ দারুণ যে, আপনি যেইভাবে আসলে নিজেকে সময় দিচ্ছেন। তবে যখনই আপনি সময় দেওয়ার কথা ভাবছেন বা দেখা গেল আসলে একটু মনে হয় না অনেক সময় যে, "আসলে কাজটা না করে, এখন আসলে আমি <scoffs> সময় দিচ্ছি।" কি একটা মানে একটা অবস্থার মধ্য দিয়ে এ যাচ্ছেন আরকি। এ এ বিষয়টা কিন্তু অনেক সময় মনে হয়। তো, তখন কি নিজের মধ্যে আত্মগ্লানি বা অপরাধবোধ, কোনোটা কি কাজ করে? যে, "না, আমি কাজটা না করে, এখন কেনো নিজেকে সময় দিচ্ছি?" এই বিষয়টা?
জ্বি, জ্বি। হুম। হুম, হুম। হুম, হুম, হুম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আ আসলে আ বিষয়টা কী যে, এই অপরাধগ্লানি বা যেটা বললেন আপনি, আসলে এই জিনিসটা কাজ করতো বিধায়, আগে কখনো নিজেকে সময় দেওয়া হয়নি, হ্যাঁ? তো দেখা গিয়েছে যে, উম আ সবার জন্য করছি বা অফিসে যাচ্ছি, এই নিত্য একই রুটিন ফলো করা। যে, সকালে ঘুম থেকে ওঠা বা উম উম নামাজ-কালাম শেষ করে বাকি যে সংসারের কাজ সেগুলো শেষ করে, অফিসের জন্য রেডি হয়ে অফিস করা। তো কাজের মধ্যে বিকেলে এসে আবার এই নাস্তার চিন্তা বা উম আ পরিবারের অন্যান্য সদস্যদের চিন্তা। তা এগুলো করেই আসলে সময় পার হয়ে যায়। তো আ যেদিন থেকে চিন্তা করেছিলাম যে, নিজেকে সময় দেওয়া উচিত, তখ মানে জিনিসটা এভাবে আমার মাথায় এসেছিল যে
হু, হু। ও হুম, হুম, হুম। হ্যাঁ, হ্যাঁ। হু, হু। কাজ। হুম, হুম।
"আমি এত কিছু করছি আমি যদি আমার জন্যই কিছু না করি তাহলে আমার জীবনটা কি মানে অ্যা অ্যা এম এমনি, এমনি চলে যাবে? যে শুধুমাত্র করেই যাচ্ছি, করেই যাচ্ছি। বা আমিও তো অসুস্থ হয়ে যেতে পারি। আমারও তো শরীরটা ক্লান্ত হয়ে যায়। সেক্ষেত্রে কে সামলাবে? হয়তোবা পরিবারের সদস্যরা অবশ্যই সামলাবে কিন্তু আমার তো আমারেও খেয়াল রাখা উচিত।"
তাই তো। হ্যাঁ, হ্যাঁ। <laughs> জি, জি। এটা তো অবশ্যই।
তো এই জিনিসটা আর কি আমার উপলব্ধি হওয়ার পর থেকেই আর ওভাবে আত্মগ্লানি বা যেটা বললেন আর কি খারাপ লাগা, অপরাধবোধ এরকমটা আসলে ওরকমভাবে মনে হয় না। কারণ আমার কাছে মনে হয়, "সবাই মানুষ সবার জন্য করছি। আমার জন্য কিছু করা উচিত।"
হুম। না আচ্ছা। বাহ! চমৎকার! তাহলে আপনার যেহেতু এ ধরনের অপরাধবোধ মনে হয়নি। এটা তো আসলে মানে আ খুব দারুণ একটা ব্যাপার কিন্তু আপনি উপলব্ধি করেন যে নিজেকেও সময় দেওয়ার যে বিষয়টা। কারণ এইযে আপনি বললেন আপনি কাজ করতে, করতে যদি ক্লান্তই হয়ে যান। হ্যাঁ? তখন আসলে আপনাকে, কে সামলাবে? হ্যাঁ, ঠিক আছে। তারপর নিজের একটা সচেতনতা যে নিজের মধ্যে আপনি রেখেছেন। এটা আসলে সবার দ্বারা সম্ভব হয় না। আর সবাই বুঝেও না যে আসলে কীভাবে নিজের টেককেয়ার করতে হবে। নিজেকে একটু সময় দিতে হবে যাতে একটু ভালো লাগা কাজ করে আরকি। এটা কিন্তু বেশ দারুণ! হ্যাঁ? আপনার সাথে কথাবার্তা বলে কিন্তু এই বিষয়টার বিষয়ে ব্যা ব্যক্তিগতভাবে অনেক বেশি আ আসলে ভালো লেগেছে। তবে আপনি যখনই আসলে দেখা যায় না? মানসিকভাবে যে ক্লান্ত হয়ে পড়েছিলেন আগে একটা সময় তখন মনে হচ্ছে যে না আপনার এই কাজগুলা করে আপনি আর ভালো লাগছে না। যে কতইবা করবেন? তখন আসলে আপনি মূলত কি করেন নিজেকে ভালো লাগানোর জন্য?
উ জি। হ্যাঁ, হ্যাঁ। কে সামলাবে? হুম, হুম। কি? হ্যাঁ, হ্যাঁ। ভালো লাগছে না। হুম, হুম, হুম, হুম। আ আমি দেখা যায় যে, আমি ঘোরাফেরা খুব পছন্দ করি, হ্যাঁ? তো, দেখা যায় যে একঘেয়েমি চলে আসে না যে, এত বেশি করছি বা এরকম। তো, আমি চিন্তা করি কি যে, উম এ্যা সা সাপ্তাহিক যে ছুটিগুলো আসে, তো সেই সময়টাতে একটু নি আ ঘুরতে বলতে খুব অ্যা দূরে কোথাও বা এরকম গেলে তো একটা সময় লাগে, অফিস এ থেকে ছুটি নেওয়ার বিষয় বা সবকিছু সামলিয়ে করা লাগে। তো এত কিছু না করলেও যে, আ আশেপাশে থেকে কোথাও একটু ঘুরে আসা বা একটু গেলাম, রেস্টুরেন্ট এ গিয়ে একটু নিজেকে উম কিছু আমার পছন্দের কিছু খেয়ে আসা। মানে এই কাজগুলো একটু করি, যেন একটু রিফ্রেশ লাগে যে, "না, ঠিক আছে, আমার নিজেরও একটা জগৎ আছে। আমি আমাকে সময় দিচ্ছি।" একটু লেকের পাশে যাওয়া, একটু হেঁটে বেড়ানো, প্রকৃতি দেখা। তো, এগুলো আরকি রিফ্রেশমেন্ট নিয়ে আসে। যে, ঠিক আছে, একটু বিরতি নিয়ে কারণ, ঘরের মধ্যেই বিরতি নইলে হয় কি যে, ওই পরিবারের সদস্যরাই থাকছে, হাতে ফোন থাকছে বা ল্যাপটপে কাজ করছি বা রান্নাবান্না। এগুলো ছাড়া আর অন্য কোনো দিকে যাওয়া হয় না। তো, বাহিরে গেলেই একটু আমার কাছে মনে হয় যে, ঘর থেকে বাহিরে মনটাকে একটু রিফ্রেশ করা যায়।
উহুম। হুম, হুম। আচ্ছা। হুম, হুম, হুম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। উহুম। উ হুম, হুম। হুম, হুম। এটা ঠিকই বলেছেন। আসলে ঘরের মধ্যে যখন আপনি থাকবেন, তখন কিন্তু আপনার কাছে মনেই হবে যে, আপনি ৪ দেয়ালের মধ্যে একটা আবদ্ধ হয়েছেন। যে নানান ধরনের কাজ বা সংসারের যে একটা ঝামেলা, এগুলা আসলে সবসময় ভালোও লাগে না। একঘেয়েমি একটু চলে আসি আরকি মনের মধ্যে। তো, এইজন্য যে আপনি বাহিরে একটু ঘুরতে যান বা ভ্রমণের কথাবার্তা যে একটু চিন্তাভাবনা করেন, এটা কিন্তু বেশ দারুণ পদ্ধতি। নিজেকে সময় দেয়ার হোক বা নিজেকে একটু আনন্দ দেওয়ার ক্ষেত্রেই হোক। তো, তবে বিষয়টা হলো কি? যখন আসলে আপনি দেখছেন যে, এক্ষেত্রে মানে, নিজের একটা টেক কেয়ার করছেন বা একটু নিজেকে সময় দিচ্ছেন। এটা কি কখনো মনে হয়েছে যে, এটা একটু বেশি হয়ে যাচ্ছে না? এটা কি বিলাসিতার মধ্যে কি আবার পড়ে যাচ্ছে নাকি? নাকি আবার দেখা যায়, না, এটা তো আসলে করা দরকার। মানে কোন জিনিসটা আসলে আপনি ভাবেন নিজের ক্ষেত্রে?
হুম, হুম, হুম। একদম। জ্বি। আচ্ছা, এখন আ যদি আমি একটু আম সেভাবে elaborate করি, যে দেখা গিয়েছে এখন মানুষ আ আ সেলফ কেয়ার বলতে কী বোঝে? বা নিজেকে সময় দেওয়া বলতে কী বোঝে? অনেকে মনে করে কি যে, আমি আমাকে নিয়ে যদি মেয়েদের কথাই বলি নরমালি। যে, "আমি আমাকে নিয়ে একটু পার্লারে যাবো, আ স্পা করাবো বা এই, এই ট্রিটমেন্টটা করাবো, একটু পেডিকিউর, ম্যানিকিউর করাবো।" মানে থাকে না যে, একটু পার্লারে যেয়ে সময় কাটানো বা ওখান থেকে একটু আ সার্ভিস নেওয়া। তো, এই জিনিসগুলো অনেকের মধ্যে থেকে আম থেকে থাকতে পারে। কিন্তু আমার ক্ষেত্রে জিনিসটা ওরকম না। যে, আমাকে একটু আ সেলফ কেয়ার বলতে আমার উব লাইক শরীরের যত্ন নেওয়া বা এ এ এসব কিছু করতে হবে, এরকমটা না। আমার কাছে হচ্ছে, ভালো লাগার যে বিষয়টা। তবে এমনও হয়েছে যে, আগে কাজের ব্যস্ততার মধ্যে পরিবারের সাথেও সেরকমভাবে সময় কাটানো হতো না। কিন্তু এখন যেমন ওইযে সকালবেলা উঠে নিজেকে একটু সময় দেই বা আব আব অফিসের ফাঁকে, ফাঁকে একটু বিরতি নেই। তো দেখা গিয়েছে, বাসায় এসেও মাঝেমধ্যে পরিবারের সদস্যদের সাথে বসে যে, একটা আড্ডা দেওয়া। তো, আমি আসলে আমরা একটা নিয়ম আ ফলো করতে সবাইকে বাধ্য করেছি যে, আমরা এরকম একটা সময় থাকবে, যে সময়টাতে আমাদের কারো হাতেই ফোন থাকবে না। অ্যান্ড আমরা আমাদের মধ্যেই শুধু থাকবো। সবাই সবার সাথে গল্প করা, মন খুলে সেই আগের স্মৃতিগুলোকে স্মরণ করা। এই, এই কাজগুলোও করি যে, অ্যা ঠিক আছে, তাহলে আমারও ভালো লাগবে, তাদের সাথেও সময় কাটাতে। তাদেরও ভালো লাগবে, একটা নতুন জগতে আবার ফিরে আস
জ্বি, জ্বি। হ্যাঁ। জ্বি, জ্বি, জ্বি। হুম, হুম। আচ্ছা। ভালো লাগার বিষয়। হুম। উ হুম। হ্যাঁ, হ্যাঁ। উ হু, হুম। আচ্ছা। উ হুম। জ্বি, জ্বি, জ্বি। হুম। বাহ্! হুম। চমৎকার কিন্তু আপনি আসলে মানে বিষয়গুলো আসলে যেভাবে আসলে manage করছেন এটা খুবই চমৎকার। কারণ আড্ডা তারপর হচ্ছে পরিবারের সাথে একটু সময় কাটানো, এইগুলা কিন্তু মন মানসিকতার একটা বিষয়ের পরিবর্তন আনে। পাশাপাশি আপনি সবার দৃষ্টিভঙ্গিও কিন্তু জানতে পারেন যে, আসলে কে কী ভাবছে। আপনি যে নিজেকে সময় দিচ্ছেন বা তারা আপনাকে কোনো negatively নিচ্ছে কিনা। তখন কিন্তু নিজের একটা পরিস্থিতি বোঝানোও যায়, পাশাপাশি সম্পর্কটাও কিন্তু ঠিকঠাক থাকে হ্যাঁ হ্যাঁ তো এই ক্ষেত্রে যে আপনি যখনই দেখছেন যে সেলফ কেয়ার এর বিষয়টা আসছে আপনার মাথায়। বা আপনি সেটা হয়তোবা follow up করছেন। তখন আসলে মানে উ কী হয়? যে পরিবারের মানুষজনকে আপনাকে খুব বেশি সাহায্য করে বলে যে, "না ঠিক আছে এবার একটু সা তুমি সময় নাও। অনেক কাজ করেছ।" উম নাকি দেখা যায় যে না তারা আসলে take care ই ওরকমভাবে আসলে নিতেই যায় না। কোনটা?
হ্যাঁ, হ্যাঁ। একদম, একদম। একদম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। গভীর হয়। হ্যাঁ, হ্যাঁ একদম ঠিক ব হ্যাঁ, হ্যাঁ। জি। হ্যাঁ, হ্যাঁ। হুম, হুম। আ না। আসলে পরিবারের মানুষরা আ বরাবরই help আ করেছে। আ এটা আমি অস্বীকার করব না কারণ হচ্ছে দেখা গিয়েছে আমি যখন তাদেরকে বলেছি একটা সময় থাকত আমাদের যে যখন আ ফোন বা উম device এরকম কোন কিছুই ছিল না। তখন কিন্তু সবাই সবার কাজ আব দেখা গিয়েছে যে মাকে সবাই help করা বা উম একসাথে বো সব কাজগুলো ভাগাভাগি করে নেওয়া এই বিষয়গুলো কিন্তু সে সময় থাকত, হ্যাঁ? কিন্তু এখন দেখা গিয়েছে যে আসলে সবাই সবার নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকে। আর এই যে social media তে টাইম দেওয়া এটা একটা extra time বলা চলে যে, সময় দিতে হচ্ছে বা নিজের আনন্দের কারণেই দিচ্ছে হয়তোবা।
হুম, হুম। হুম, হুম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হুম, হুম। হুম, হুম। হ্যাঁ, হ্যাঁ। ঠিক বলেছেন।
কিন্তু এটার কি পরিবারের সাথে যে একটা আ দূরত্ব আ তৈরি করে ফেলে, আমার কাছে মনে হয়। কিন্তু আমার পরিবারের সদস্যরা আমাকে সবসময় আ বলেছে যে, "ঠিক আছে অনেক কাজ করেছো, তুমি নিজেকেও একটু সময় দাও।" তারা তারা আমাকে এটাতে সাপোর্ট করে। তারা আমাকে এটাতে হেল্পও করে।
উম হুম। আচ্ছা। না এটা তো ঠিকই বলেছেন। একটা বিষয় কি? যে সোশ্যাল মিডিয়ায় যখন আসলে সময়টা কাটানো হচ্ছে, তখন মনে হয় যে, "না একটু হয়তো ফোনটা স্ক্রল করি।" আরেকটু, আরেকটু করতে, করতে কিন্তু দেখা যায় টাইমটা কোন মানে কোন দিক থেকে যে পালিয়ে যাচ্ছে, সেটা আসলে বোঝারই কোন উপায় থাকে না। তো তখন নিজেকে সময় দিতে, দিতে আবার বাকি কাজগুলাও কিন্তু দেখা যাচ্ছে এলোমেলো হয়ে যাচ্ছে। তো সবকিছুরই একটা প্রয়োজনীয়তা আছে। উম আ কাজগুলা করার ক্ষেত্রেও একটা নির্দিষ্ট সময় আছে বা নিজেকে সময় দেওয়ার ক্ষেত্রেও কিন্তু একটা সময় আছে। তো সবগুলাই কিন্তু একটা মিলিয়ে চলতে হয়, যে যেমনটা হচ্ছে আপনি করেন। এটা কিন্তু বেশ দারুণ! হ্যাঁ? শুনে লেগেছে।
হ্যাঁ। একদ আসলেই। হুম, হুম। সময় আছে। হ্যাঁ, ভারসাম্য রক্ষা করাটা আসলেই অনেক কঠিন হয়ে যায়। কিন্তু ক করতে হবে সবকিছু ভালো রাখার জন্য। হ্যাঁ।
হ্যাঁ। হ্যাঁ এটাই। এটা অবশ্যই। তো আপনি আসলে প্রতিদিন নিজেকে কীভাবে ভালো অনুভব করান? কারণ সকালবেলা উঠেই তো দেখা যায় একটা কাজের প্রেশার থাকে, থাকে না? মনটা একটু ফ্রেশ, ফ্রেশ রাখার নো ভালো লাগার জন্য যেন কাজের প্রতি একটা আগ্রহ থাকে। সেই ক্ষেত্রে নিজেকে কীভাবে ভালো ফিল করান আপনি?
হ্যাঁ, হ্যাঁ। হুম, হুম। আচ্ছা দেখা যায় যে ১ম এর দিকে আমার এইরকম হতো যে সকালবেলা উঠেই আমার থাকে না যে আম খুব সুন্দর ফিল করছি বা একটা নতুন দিন শুরু হয়েছে ভালো কিছু হবে। এইটার থেকে আগে হতো কি যে আমার আ দেখা যায় যে কোনো কিছু একটা submission আছে বা কোনো কিছু আমাকে একটা complete করতে হবে, কোনো একটা পরীক্ষা আছে। এইটা আজকে না হতে পারে দুদিন পর আছে বা এই সপ্তাহে আছে। তো প্রতিদিন দেখা যেত সকালবেলা উঠে ওই pressure টা আমার মধ্যে কাজ করতো যে, "এইটা আমাকে শেষ করতে হবে, এইটা আমাকে ইয়ে করতে হবে।" তো এইটা আমাকে remove করার জন্য আমি যেটা করি যে ভোরবেলা উঠে একটু নামাজে বসি। নামাজে বসে দোয়া-কালাম পড়ে যে নিজেকে মনটাকে শান্ত করার জন্য মানে আ বসে একটু relax feel করা, যে, "যা হবার আলহামদুলিল্লাহ ভালো হবে বা আল্লাহ যেটা রেখেছে সেটাই হয়তোবা হবে।" এভাবে একটু নিজে না আ জায়নামাজে বসে কতক্ষণ একটু relief feel করার চেষ্টা করি। যে না এই প্রেশারগুলা আসলে নেওয়া উচিত না। তো এটা আরকি আ মনের মধ্যে অনেকটা বলবো যে refreshment নিয়ে আসে।
হুম, হুম। আচ্ছা। হুম, হুম। জি, জি। হ্যাঁ, হ্যাঁ। বাহ! হুম, হুম। জি, জি। হুম। না, এইটা তো অবশ্য ঠিকই বলেছেন এই যে আপনি সকালবেলা ভোরের একটা হাওয়া কিন্তু আছে। তো এইটা দেখবেন কি সকাল, সকাল উঠলে কিন্তু সেই একটা fresh air ও পাওয়া যায়। নিজেকে ভালো লাগার একটা বিষয়ও কিন্তু থাকে। তবে আপনি যেভাবে আসলে নিজেকে সময় দিচ্ছেন বা self care এর বিষয়টা আসলে যবে থেকে আসলে উপলব্ধি করতে পেরেছেন, এই বিষয়টা কিন্তু সত্যিই দারুণ। তো উপলব্ধি করার বিষয়টাই হচ্ছে আসল বিষয়। তারপরে হয়তোবা আপনি একটা routine ঠিকঠাক করে যেভাবে আসলে একটা manage করছেন, নিজেকে একটু সময় দিচ্ছেন। পাশাপাশি পরিবার, কাজ সবকিছুই যে এইভাবে এত সুন্দরভাবে manage করছেন বিষয়টা সত্যিই কিন্তু চমৎকার একটা মানে ভালো লাগা কিন্তু কাজ করছে এখন। তো আপনার সাথে কথাবার্তা বলে না বেশ ভালোই লেগেছে। তো আপনাকে আসলে অনেক, অনেক ধন্যবাদ।
হুম, হুম। আচ্ছা, হ্যাঁ। জি। জি। আ আসলেই আ নিজেকে উম যে আমার কাছে মনে হয় যে নিজেকে ভালোবাসতে পারে সেই আর কি অন্যদের থেকেও ভালোবাসা নিতে পারে, আবার তার জীবনটাকে অনেক সুন্দর করে সে উপলব্ধিও করতে পারে। কারণ নিজেকে হারিয়ে ফেললে আসলে আ সবকিছুই এলোমেলো হয়ে যাওয়ার মতো একটা বিষয় হয়ে যায়। তো ধন্যবাদ।
হুম, হুম। জি। হ্যাঁ, হ্যাঁ।